হ্যাঁ, হ্যাঁ তা তো অবশ্যই। আসলে দেখুন যে আসলে উম ওইযে একটা বিষয় আছে না সংরক্ষণ, হ্যাঁ? আমরা যদি সঠিক পন্থায় সঠিকভাবে চলাচল করি। অ্যা দেখা যাবে যে, আমরা পানির কিন্তু সঠিক আ ব্যবহার করতে পারবো। আমাদের আশেপাশে একটা ক আ অনেক বড় কয়লার খনি আছে। হ্যাঁ? তো সেখান থেকে প্রচুর পরিমাপ অ্যা প্রায় ১২ টা কি ১৪ আম ২৭ টার মত দ্বীপ হবে। যেদিন all time পানি কিন্তু provide করতেছে আপনার কয়লা খনিকে। হ্যাঁ? মানে একটা বাষ্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতেছে বিভিন্ন বিষয় আরকি। হ্যাঁ? তো এইযে বর্জ্যগুলা আবার পানিতেই ফেলে দিচ্ছে, সেই পানিগুলা আবার যখন বর্জ্য আকারে আসতেছে তখন কিন্তু নদীতেই অ্যা মিশে যাচ্ছে আরকি। হ্যাঁ? তো এ এর ফলে যে এইযে ২৭ টা ২৮ টা যে দ্বীপ একসঙ্গে যে পানি উত্তোলন করতেছে, সেক সেখানে দেখা যাচ্ছে যে, আমাদের এলাকায় যে পানির যে একটা সংকট মানে বিশুদ্ধ পানির আরকি সংকট সেটা কিন্তু বিশ অনেক হারে দেখা দিয়ে দিচ্ছে আরকি।
জি। জি। জি। জি। আচ্ছা। জি। জি। জি, জি, ঠিক। জি। জি। জি। তাহলে তো এইটা আমি বলবো যে আপনাদের এলাকার জন্য এটা খুবই আসলে ক্ষতি হচ্ছে যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নদীর পানি নোংরা হচ্ছে এবং এটা কিন্তু অ জনজীবনকে যেবা যেরকম ব্যাহত করবে, উম তেমন নোংরা বর্জ্য যদি আসলে নদী আ নালায় ফেলা হয়, সেটা কিন্তু রোগ জীবাণুরও কারণ হয়।
হ্যাঁ। হ্যাঁ। জি। হু, হু। হ্যাঁ। জি। হ্যাঁ তা তো অবশ্যই। আসলে এইযে আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যখন আসলে আমরা ময়লা আবর্জনা পানির মধ্যে ফেলবো তখন রোগ জীবাণু পানিতে ছড়িয়ে যাবে। একটা বিষয় কি? মানে পানির সংস্পর্শে ছাড়া আমরা কিন্তু কোন কাজেই সং স্বয়ংসম্পূর্ণ স সম্পূর্ণ না। তো সে পানিতেই যদি রোগ জীবাণু থাকে, হুম? তাহলে কিন্তু আমাদের মানে মানব জীবন খুব একটা বিপর্যয়ে পড়ে যাবে। তাই না? কারণ পানি বাহিত অনেক র রোগ আছে।
জি। জি। জি। করতে পারবো না। জি। জি। একদম। খুব ভালো একটা কথা বলছেন। এইযে দেখেন উম আগে যখন আসলে মানুষ পানি ব্যবহার করতো নদীর পানি খাওয়ার কাজে ব্যবহার করতো কিংবা আ কোন একটা টিউবওয়েলের পানি কোনো একটা গ্রামের মানুষ আ ব্যবহার করতো। আপনি হয়তো শুনেছেন যে কোনো একটি গ্রামের মধ্যে এই পানি বাহিত রোগ ডায়রিয়া কিংবা কলেরা কিন্তু এমন আকার ধারণ করতো যে অনেক মানুষের কিন্তু প্রাণ চলে যেত।
জি। জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। জি। হুম, হুম।